হ্যাঁ, খারাপ তো লাগেই। আমার ওই যে কয়েকটা খুব ভালো লাগার কাজ আছে, আমি সেই কাজগুলো করি। আবার কখনো মনে হয় কি চুপচাপ শুধু শুয়ে থাকি। ঘুম আসলে ঘুম পেলে ঘুমালাম, না পেলে না ঘুমালাম। আর এখন তো মানুষ একা থাকেই না। যেটার কথা এতক্ষণ বলেই নি। এই ফোন যখন আপনার কাছে আছে, তখন কি আর আপনি একা আছেন? <chuckles> তখন আর একা নেই সেটাই।
জ্বী। হ্যাঁ। জ্বী। হ্যাঁ। না। <chuckles> তো অনেকগুলো এখন অপশন হয়ে গেছে, সময় পার করার। দেখা যাচ্ছে যে, অ্যা এখনকার সময় আপনি মনে করেন যে মোবাইল ছাড়া একা, কোন মানুষ থাকতেই পারবে না। পাগল হয়ে যাবে সে ৭ দিন থাকলে। মানে এরকম একটা অবস্থা হয়ে যাবে আরকি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পাগল আসলে সেটাই, সেটাই। একা থাকার আর সুযোগ নেই। আপনি এই কথাতে ফোনের কথা মনে পড়াতে, আমার যেটা মনে পড়ল যে, আমি বললাম না যে, আমি একটা সময় অনেক দিন পর্যন্ত একা ছিলাম? উ ফ্যামিলি মেম্বাররা সবাই প্রয়োজনে বাইরে। তখন আমার আ বিশ্ববিদ্যালয় জীবনের রুমমেট, সিনিয়র আপা আমাকে বললেন, "তুমি এক কাজ করো, নিজের জগৎ গড়ে নাও। তুমি মোবাইলেই হচ্ছে যে বই পড়ো, গান শুনো, সে সেলাই করো, সব ঠিক আছে। কিন্তু এখানে একটা বন্ধু সার্কেল বানিয়ে নাও, যাদের সাথে তুমি তোমার অবসরে বা তোমার যখন একাকিত্ব বোধ হচ্ছে, তখন যেন কথা বলতে পারো।" হ্যাঁ।
জ্বী। জ্বী। হুম। হুম। জ্বী। জ্বী। হুম, কথা বলতে পারেন। আচ্ছা, বেশ! অ্যাঁ তো আ উহু হুম, সেটা একটা আছে। তো এখন আপনার মনে করেন যে, পরিবারের সময়টা আপনি কিভাবে উপভোগ করে থাকেন? তাদের সময়টা কে থাকে? অবশ্যই আপনার এখন আম আ ও হা স্বামী আছে, আপনার সন্তান আছে তে এ তাদের সঙ্গটাকে এখন কিরকম উপভোগ করে থাকেন?
সেটা ১ টা আছে এখনও। ভীষণ। এই যে একটু আ একটু আগে সব আসলাম। <chuckles> হ্যাঁ, সন্তান আছে। জ্বী।